জ্বি, এটা আমি শুনেছি। আপনি ঠিকই বলেছেন এ যে আম খেলে নাকি প্রচুর ঘুম হয়। আসলেই হয় কিন্তু আবার আম কিন্তু অতিমাত্রায় খেলে কিন্তু মানুষের একটু আ ওজনও বৃদ্ধি পায়। প্রচুর মানে স্বাস্থ্য বেশি হয়ে যায়। হুম।
হ্যাঁ। হ্যাঁ। তবে ব্যাপারটা কি ওই আমার তো মানে আমি ক একটু হিসাব করে খাই। একটু ডায়াবেটিস তো একটু control করেই চলি। আ পরিমাণে কম খাই খাই। খাই, কিন্তু পরিমাণে কম খাই। আর কাঁঠালটা খুব একটা আমার পছন্দ না। আমার বাড়িতে কাঁঠাল গাছ আছে, কাঁঠালের মানও ভালো। কেন জানি ওই চাইরবাই ২, ৪ টা কোয়া আরকি। ওর বেশি খাবার ইচ্ছা করে না।
আচ্ছা, আচ্ছা। হু। আচ্ছা। হু, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি তো ডায়াবেটিস বলছেন আপনি তো আপনি প্রত্যেকদিন কি ধরনের খাবার খাওয়ার চেষ্টা করেন সুস্থ থাকার জন্য?
আর না, আমি ব্যাপারটা কি? যেটা যে যেটা ডাক্তারে যে 100% যে নির্দেশ, এটা কিন্তু মানা সম্ভব হয় না। এইযে সকালবেলা রুটি মানে আ মোটামুটি এক বেলা দু দুপুরবেলা ভাত আর আ ২ বেলা সকাল এবং রাত। এই ২ বেলা রুটি মাঝখানে ১১ঃ০০ টা এবং ৪ঃ০০ টার সময় হালকা কিছু নাস্তা-টাস্তা, মুড়ি, বিস্কিট-টিস্কিট। এটা নিয়ম আরকি। কিন্তু এটা মানা সম্ভব হয় না। দুপুরের ভাতটা আমি মোটামুটি পু পু্রা মাত্রাই খাই আরকি একবেলা। সকালবেলায় একটু ও ওই পরোটা-টরোটা, রুটি এগুলা খাই। আ রাতের বেলা ভাত খেলেও খুব পরিমাণে কম খাই।
হুম। উম। হুহু। হুম, হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসলেই তাই। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনার এইযে আপনি খান সুস্থ থাকার জন্য আপনার যেহেতু ডায়াবেটিস। তো আপনি যেভাবে খান আপনার কি মনে হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে সেক্ষেত্রে?
হুম। মোটামুটি আমি দেখছি ১০, ১১ আরকি। পয়েন্ট তো জানা আছে আপনার, না? ৭ হচ্ছে
হ্যাঁ, হ্যাঁ, আমার আ বাবার ছিলেন আ ছিল ডায়াবেটিস। তো আমি খুব ভালো করেই জানি ডায়াবেটিস বিষয়ে।
ছিল মানে কি আ উনি নাই এখন আর?
না, না, ও আমার বাবা মারা গেছে ৪ মাস হল আরকি।
আহহা!
তো এটা তো আমি জানি আ যেস
হ্যাঁ। বয়স কত? মোটামুটি বয়স কত হয়েছিল?
হ্যাঁ, অনেক। 75
হ্যাঁ, আচ্ছা। যাই হোক।
প্রায়ই আ দিএ
হবেই। মানুষকে তো মরতে হবেই। এটা ভয় করলে চলবে না। যাই হোক। তবে কি শুধু আ ডায়াবেটিস নয়, মনে করেন আপনি একটা আর স্বাস্থ্য রাখতে হয়। ইচ্ছে মতন আপনি মাংস খেতে পারবেন না। বিশেষ করি মুসলিমরা ওই গরুর মাংস খুব পছন্দ করে। মানে এ চর্বিযুক্ত খাবার আ এটা কিন্তু শরীরের জন্য মোটেও ভালো নয়। এটা আপ নিশ্চয়ই জানা আপনার? আ আর
হুম। উম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উম। এহ হ্যাঁ, হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। আসলে আমাদের সুস্থতার জন্য অবশ্যই এখন তো বলে মানে কি বলবো? বেশি, বেশি করে শাকসবজি খাওয়া উচিত। মাছ, প্রোটিন জাতীয় খাবার একটু। আর হচ্ছে বলবো মাছ, ডিম এটা। ডিম প্রত্যেক দিনই আপনি খান। এটা তো খাওয়া উচিত সুস্থ থাকার জন্য।
আ ডিম আমি রেগুলার খাই না। মানে মাঝেমধ্যে খাই আরকি। এ এ একেবারে না, মানে মা সপ্তাহে গোটা চাইরেক ডিম বোধহয় খাওয়া হয়। কোনো, কোনো দিন খাই। আ এরকম আরকি। আর
আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উম